হ্যালো, শুভ বিকেল।
হ্যালো, শুভ বিকেল। কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া?
আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তা আজকে সারাদিন কেমন কাটালেন আপনি?
অ্যা হ্যাঁ, সারাটা দিন ভালোই ছিল। সকাল থেকে এম আর কি দিনটা ভালই গেছে। তো একটা টেনশন ছিল যে সারাদিন আজকে বাসায় কথা বলিনি। বা পরিবারের কারোর সাথে কথা হয়নি এভাবে একটা মানে টেনশন। কাজ করতেসে যদি কথা বলি তারপর ভালো লাগবে। তো এটাই ভাবতেছিলাম যে কখন তাদের সাথে যোগাযোগ করব বা কখন কথা হবে। এভাবেই আর কি দিনটা যাচ্ছিল। তো আপনার কিভাবে কাটলো ভাইয়া দিনটা?
আচ্ছা। হুম। আচ্ছা। হুম। জ্বী। হুম। জ্বী। আচ্ছা। হ্যাঁ, আজকের দিনটা আমি মোটামুটি ভালোই কাটিয়েছি। তো এর আ মানে ভালো কাটানোর পাশাপাশি এ এতক্ষণ থেকে কারেন্ট ছিল না। আর তার মধ্যে একটু আ মানে নিজের মধ্যে অস্বস্তি কাজ করতেছিল। তো আপনি একদম ঠিকই কথা বলেছেন। আমরা যখন আমাদের আ পরিবারের সদস্যদেরকে মিস করি। আ তাদের সাথে আ একটা যে কথা বলার যে এবং হচ্ছে যোগাযোগের যে চেষ্টা সেটা কিন্তু আমাদের আ আকাঙ্খাটা বাড়িয়ে তোলে। তো আ আমরা যখন তাদের সাথে কথাবার্তা বলি, আ তখন কিন্তু আমাদের অ্যা এই যে আমাদের মনের মধ্যে এ যে একটা আ ভালো চিন্তা অথবা যে খারাপ চিন্তা আ যখন আসে তাদের সাথে কথা বললেই কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যায়। তাই না? আপনি কি মনে করেন?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই ভাইয়া। যখন আমি মনে করি যে আমার পরিবারের সাথে কথা বললে, আমি কিছু জিনিস শেয়ার করতে পারি। বা কথা বলি আমার ভালো লাগে। আ তারা আমার বন্ধুর মতো আরকি দেখা যায় যে পরিবারের সদস্যরা বন্ধুর মতো তাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি। যখন আমি তাদের সাথে কথা বলি না? তখন দেখা যায় যে আমার একটা অনুভব করি যে, আমি একা নই। আমার সাথে তারাও আছে বা অনেকে আছে বা আমার অনুভূতি, চিন্তাগুলো সমস্যাগুলো তারা বুঝতে পারে, আমাকে সমর্থন করে। তো এই সমর্থনগুলো আমাকে আমার আত্মবিশ্বাস আরকি বৃদ্ধি করে ভাইয়া। এবং মন যে আমার মনটা আরো শক্তিশালী হয়ে গেল। সবাই আমার সাথে আছে। বিশেষ করে কঠিন সময়ের মধ্যে দিয়ে যখন যাই, তখন তাদের সাথে কথা বললে কিছুটা সাহস পাওয়া যায়, কিছুটা ধৈর্য ধরা যায়। তো এইভাবে আরকি আরকি শেয়ার করি জিন জিনিসগুলো। তো আপনি কিভাবে করেন ভাইয়া?
হুম। জ্বী। হুম। জ্বী। হুম। জ্বী। হ্যাঁ। জ্বী। হুম। হু। জ্বী। হ্যাঁ। জ্বী। হু। জ্বী। হুম। হ্যাঁ। জ্বী। হুম।

জি। অ্যা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার অ্যা সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে, অ্যা আমার বোন আছে কিংবা আমার মা আছে। অ্যা তাদের সাথেই কিন্তু আমি অ্যা ফ্রি বেশি। তো বাবার সা বাবাদের সাথে যেই হোক না কেন একটু ফ্রি মানুষজন কমই হয়। আর কারণ হচ্ছে আ বাবারা একটু স্ট্রিক্ট হয়, আ অল্পতেই একটু রেগে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেকোনো সমস্যা, আ আমার ক্ষেত্রে অন্ততপক্ষে আমি দেখা যাচ্ছে যে আমার মা অথবা বোনের সাথেই শেয়ার করি। জি।
আচ্ছা, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। অবশ্যই। আমার ক্ষেত্রে এমনটা হয়েছে ভাইয়া। আমি মার সাথে কথা বললে দেখা যায় যে খুবই ভালো লাগে সারাদিন তার খোঁজ নিতে পারলাম বা তিনি কেমন আছেন? এ কাজ গুলো করলে ভালো লাগে। তো এক্ষেত্রে পাশাপাশি আমার বড় বোন যেটা, হচ্ছে মায়ের মতো আরকি। তো উনার সাথে বিভিন্ন ধরনের আর কি প্রসঙ্গ কথা বলা যায় বা ভা সুখ-দুঃখ বা বিভিন্ন ধরনের সমস্যা শেয়ার করলে সেখান থেকে দেখা যায় যে কিছুটা সমাধান পাওয়া যায়। বা কিছুটা হয়তো সমস্যার সমাধান করে দেয় এ ধরনের। আ তখন কিন্তু তার সাথে এটাই বেশি শেয়ার করা হয় পরিবারের মানে যত ঝুঁকি বা যত ধরনের বড় ঝুঁকি আসুক না কেন, তার সাথে শেয়ার করি। তো মায়ের হ্যাঁ, তো ভালো লাগে।
হুম। জি। হুম। জি। হুম। জি। জি। হুম। হ্যাঁ। জি। হুম। জি। হ্যাঁ।